হ্যালো, ভাই কেমন আছেন?
জি, ভাই ভালো। আপনি ভাল আছেন?
হ্যাঁ, আমি বেশ ভালো আছি এবং চমৎকার একটি দিন কাটালাম আজকে। বেশ ফুরফুরে লাগছে আরকি, এবং মনে হচ্ছে আ লিটল বিট এনার্জেটিক। তো এই নিয়ে বেশ ভালোই লাগছে। তো আপনার দিন কেমন কাটলো আজকে?
আচ্ছা, আচ্ছা। <scoffs> আচ্ছা, আচ্ছা। দেদ গ ভালো। শুনে ভালোই লাগলো। আমার ভালোই গেলো। অনেক আ বলব প্রোডাক্টিভ দিন গিয়েছে। অনেক কাজ শেষ আগাইতে পেরেছি। এখন এই ঘুমানোর আগে আরকি শেষ কাজ কাটায় যাচ্ছি।
আচ্ছা। বাহ চমৎকার! এবং আপনার প্রোডাক্টিভ কাজের যে কথাটি বললেন সেটা শুনে খুব ভালো লাগলো। কারন আমি দেখেছি, আমি যখন একটু প্রোডাক্টিভ কাজের চিন্তা-ভাবনা করি এবং সেই চিন্তা-ভাবনা করার পরে যখন মোবাইলটা হাতে নিয়ে বসি। অ্যান্ড YouTube এর শর্টস গুলো একের পর এক স্ক্রল করতে থাকি এবং টোটালি তখন বেশ কিছুক্ষণ পর আমি সাকসেসফুলি আমার আ জিরো আউটপুটের একটি রেজাল্ট বের করে আনি আরকি। প্রোডাক্টিভিটি ক্ষেত্রে কিছুই ওরকম করা হয় না। এবং দেখা যায় যে <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ বলুন।
জি, জি, জি। উ হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম। <laughs> না, না আমার অবশ্য অবশ্য ঐযে প্রোডাক্টিভ হওয়ার পর একটু ফোন গুতাইলে অথবা রিলস দেখলে তখন হয়তো একটু ঐযে ঐ গিল্টটা কম লাগে আরকি।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, productive একটা productive result চলে আসলে তো তখন আর খুব আ বেশি সমস্যা হয় না আরকি। আর আমি যখন এরকম করতে থাকি না, তখন দেখা যাচ্ছে যে রান্নাও হলো না, কিছুও হলো না। হুট করে একটি খাবার order করে খেয়ে নিলাম। আর <scoffs> মোটামুটি একটা ভালো amount খরচ করে ফেললাম আরকি। কারণ ওই যে আ কা আ card এ payment করছি, credit card এ payment করছি, ওরকম একটা tension নেয়া লাগছে না। তখন মনে হচ্ছে যে, "তো খাই, আমিই তো খাচ্ছি। পরে salary থেকে কেটে নিলো। কত কতটুকুই বা আর কাটবে।" এরকম করে দেখা যাচ্ছে যে এরকম use করতে, করতে মাস শেষে almost 30% আমার salary থেকে কেটে নিয়ে চলে যায়। তো এরকম হয় আরকি অনেক সময়। জি।
হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। <chuckles> জি। সেটাই, সেটাই। হুম, হুম, হুম, হুম। <chuckles> <chuckles> না, এরকম ঠিকই বলছেন এই যে ওই ব্যাংকের মাধ্যমে যখন খরচ হয় তখন আরকি ওই ই টা থাকে না যে awareness টা থাকে না যে actually টাকাটা চলে যাচ্ছে। তখন মনে হয় হ্যাঁ, একটা button চাপ দিলাম একটা card swipe করলাম। তখন হয়তো ওইটা করলাম and then আমার product টা পেয়ে গেলাম। So, তখন ওই মাথার মধ্যে থাকে না যে আমার টাকাটা চলে গেলো। কিন্তু কিন্তু আগে চ
Exactly। হুম, হুম। সেরকমই মনে হয়। চলে গেলো বা কতটা পরিমাণটা কত বেশি? জি।
জি, জি। কিন্তু ওই যে ছোটবেলায় যখন আবার আ যখন card তেমন ছিল না স মানুষজনের, তখন cash এ যখন payment করতে হইতো, তখন একদম হিসাব আসতো একদম মাথার মধ্যে যে, আয়হায় এইটূক খাবার এর জন্য এত টাকা চলে গেলো ২০০, ৩০০, ৳৪০০ চলে গেলো এমনে, এমনে। তখন আরকি একটু ক তখন একটু বেশিই ই লাগে আরকি।
হুম, হুম। এত টাকা। Exactly। একদম। হ্যাঁ, এবং আপনি আ দেখবেন অনেক সময় এরকম আমি ধরুন বেশ কিছু এখন জায়গা আছে মানে typical posh জায়গা কিছু, কিছু আছে না, North End, Gloria Jean's, Dominos কিছু, কিছু branches. ওরা না মানে cash নিয়ে আসা মানুষজন দেখলে একটু মনে মানে গরিব, গরিব <chuckles> vibe দিয়ে দেয়। একদম। তো
হুম, হুম, হুম, হুম, হুম। রাইট, রাইট, রাইট। <chuckles> এরকমই অবস্থা আসলে। আসলেই। অথবা মনে করেন যদি কেউ date এ <scoffs> যায় হয়তো। তখন যদি, তখন যদি মেয়েটা দেখে যে হ্যাঁ, ও টাকায় pay করতেছে। আয়! হায়! তার মানে তো নিশ্চয় খুব বেশি টাকা নেয় মনে হয় উনার কাছে।
হ্যাঁ। আচ্ছা। <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। যার কারণে আরকি credit card afford করতে পারছে না। Exactly এরকম কিন্তু ধারণা চলে আসছে আমাদের এবং মানুষ কিন্তু started judging us যে কে কি card use করছে? অ্যা কে cash use করছে? এরকম এবং উম অনেক সময় আমি দেখেছি যে জি, জি বলুন।
এরকম একটা idea চলে আসছে। <chuckles> সেটাই। হ্যা, হ্যা, হ্যা। সেটাই। এবং ইজ না, না, বল বলতেছিলাম যে card এর মধ্যে একটা class system চলে আসছে যে আচ্ছা কোন card use করে? কি American Express card নাকি normal card নাকি Standard Chartered মানে ওখানে একটা আবার Standard এর কোনটা premium নাকি normal নাকি এটাও একটা চলে আসছে। <scoffs>
<laughs> হ্যাঁ। Exactly. <scoffs> Exactly. একদম চমৎকার বললেন সেটাই বলতে চাচ্ছিলাম। এরকম আমার অনেকবার হয়েছে। যে আমি ঐ যে কোন একটা typical একটু posh type এর কোন এক জায়গা থেকে groceries নিয়েছি। যেহেতু বেশ অনেকটাই নেয়া লাগবে এবং আশেপাশে আমাদের আ একটু বাজারের দিকে গেলে দেখা যাচ্ছে সেখানে parking এর জায়গা খুব একটা ভালো সুবিধা পাওয়া যায় না। যার কারণে আমি ওখানে গিয়েছি এবং আমি জানি যে আমি card যখনই আমার কাছে থাকবে আমি unlimited বাজার করে ফেলব। এরকম একটা ইয়ে হয়ে যাবে আমি নিয়ে গিয়েছি cash. তো আমার অনেক groceries দেখে যেহেতু আমি প্রায় ২ সপ্তাহর একবারে আমার যা, যা টুকিটাকি খাওয়া দাওয়া লাগে সেগুলো কিনে নিয়ে যখন আসছি। Counter এ যিনি ছিলেন উনি মোটামুটি আরকি POS machine নিয়ে ready আরকি। আমি wallet থেকে বের করে একটা, একটা করে টাকা তুললাম আর he was like seriously এরকম একটা look দিল আমাকে। এজন্য বললাম যে মানুষ judge করা শুরু করছে আমাদেরকে এখনই।
হুম, হুম, হুম, হুম। হুম, হুম। হুম হুম। সেটাই। <chuckles> হুম, হুম। হুম, হুম, হুম। <laughs> বুদ উ টাকা। <chuckles> উম বলতেছি। হুম। সেট সেটাই, সেটাই। Just টাকা টাকা নিয়ে ঘোরা এখন এরকম judgmental সময় এসে গেল। এটা তো কখনো <scoffs> ভাবি নাই। এরকম হবে।
Exactly. Exactly. এবং আমি হুম।
কিন্তু আবার ঐদিক দ অন্য দিক দ য যখন মনে করেন যে কোন একটা device কিনতে যাব অথবা অথবা বলেন কোরবানি ঈদের আগে এসে হাটে-টাটে গেলাম গরু-টরু কিনার জন্য। তখন তো অনেক টাকা নিয়ে ঘোরা লাগে আসলে। অনেক টাকা নিয়ে বের হওয়া লাগে। অনেক অনেক like বড়, বড় বান্ডেল ব্যাগের করে নিতে হয়, খেয়াল-টেয়াল রাখতে হয়। So, তখন আবার আগে আগে মানে ওরকম একটা ভয় কাজ করত যে, "আয় হায়! এত টাকা নিয়ে বের হচ্ছি। কোন কারণে যদি হারায় যায় অথবা যদি না মিলে অথবা যদি না মানে যদি গায়েব হয়ে যায় তখন তো অনেকখানি ই একটা risk চলে আসে আরকি।" আর এখন আজকাল একটা simple card দিয়ে swipe করলাম। এত iPhone iPhone পেয়ে যাচ্ছি, টিভি পেয়ে <scoffs> যাচ্ছি, কত বড়, বড় device পেয়ে যাচ্ছি এমনি, এমনি।
জি, জি। Exactly. হুম। Exactly. হুম, হুম। হুম, Exactly. Exactly. হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <laughs> Exactly. এবং আ দেখা যাচ্ছে যে যেই জিনিসটা আমি carry করছি মানে যে medium টাতে আমার টাকা আছে। সেটি হারিয়ে গেলেও তেমন কোন pain নাই। Just emergency তে call করে off করে দিলাম card টা। that's it. এক একদম। এই যে আ আমি মনে করি যে ধরুন এই যে cash নিয়ে মানুষ cash যখন carry করত এবং মানুষের হাতে যখন প্রচুর টাকা আসা শুরু করেছে এবং মানুষ তো তখন বেশি জিনিস কিনবে স্বভাবগতভাবেই আমরা একটু লোভী আরকি। তো টাকা আসলে তখন কিনবে। Exactly, তখন এই জিনিসটা দেখা যাচ্ছে মানুষের একটা problem হলো। এতগুলো টাকা নিয়ে ঘুরছি। মানে টাকা তো আছে কিন্তু টাকা নিয়ে ঘোরা তো আরেকটা সমস্যা এরকম। মানে টাকা দেখার জন্য আরেকটা লোক রাখা লাগবে এরকম type এর একটা situation তৈরি হয়ে যায়। আমার মনে হয় তখনই entrepreneur রা আসলে দেখে যে এই যে entrepreneur রা সবসময় এই চিন্তা করে যে আ সাধারণ মানুষের সমস্যা entrepreneur দের ব্যবসা। এরকম একটা thinking করে কিন্তু। তখন আমার মনে হয় যে তখন থেকেই যে ব্যাংক যেহেতু তারা অবশ্যই entrepreneur এবং তারা যতই বলুক যে তারা non profit organization সেটা তো আর দেখি
হুম, হুম, হুম। এ সেটাই, সেটাই। সেটাই done। আমাদের আমাদের কোন risk নাই এখানে। হুম, হুম। সেটাই, সেটাই, সেটাই। চাহিদার তো কোন শেষ নাই। হুম, হুম, হুম। হুম, হুম। <laughs> না, না সেটাই। না, সেটাই। <laughs> আল্লাহ। হুম, হুম, হুম। না, না। কখনোই না। ওদের ওদের সব ওদের একটা profit motive থাকবে। ওরা হচ্ছে ওরা তো আমাদের টাকা নিয়ে ওরাও তো invest করে। ওরাও loan দিয়ে বেড়ায়, ওরাও interest পায়। ওদেরও তো একটা ব্যবসা আসলে।
হ্যাঁ। একদম Exactly. আসলে আ আসলে খুব সুন্দর বলেছেন। এবং ঐ তখনই কিন্তু ওরা যে আমাদের সমস্যা cash carry করে নেয়া সমস্যাটা ওরা opportunity হিসেবে দেখে ফেলেছে। এবং আমার মনে হয় যে এখান থেকে কার্ডের শুরু। Exactly তখন থেকেই মনে হয় আমার digital payment টা শুরু হয়েছে হয়তো বা। এবং চমৎকার idea চমৎকার। Process সবকিছুই চমৎকার। শুধু control এর বিষয়টা আমাদের উপরে। যে আমার Credit card তো আ এরকম অনেক মানুষ আমি দেখেছি যে Credit card ৭-৮ টা Credit card আছে। তারপরেও তার আরকি আ মাস শেষে তার যে একটা limitation এর মধ্যে খরচ করা সেটি তার ঠিকঠাক থাকছে। আবার সে income ও করছে huge কিন্তু খরচও কমছে কম savings ও বেশি আবার তার cards ও অনেক আছে। এরকম আমাদের উপরে আসলে সেটা আমার মনে হয় যে user দের উপর depend করে। যে আমরা কতটা কিনবো, কত টাকা কি কিনবো না online এ order <scoffs> দিব সেটাই। Exactly আমার তাই মনে হয়। উম
হুম, হুম, হুম। জি, এ এটা business business idea. সেটাই। সেটাই, সেটাই। <chuckles> সেটাই। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। রাইট, রাইট, রাইট। সেটাই, সেটাই। সেটাই। আবার ঐ যে ওই ব্যাংকে সব shift করার কারণে আবার আ আবার আরেকটা জিনিস বলবো যে মানুষজনকে খরচ-টরচ trace করা অনেক easy হয়ে গেছে। যার কারণে মনে করেন trace করা easy হয়ে গেছে। আবার আবার মনে করেন কোন crime time করল একটি একটা মানুষ। So, ওনার asset ব্যাংক সব freeze করা একদম easy হয়ে গেছে। So, এরকম এরকম এরকম মুহূর্তে বলেন, মানে ওই convenience এর জন্য আবার freedom টা একটু বলবো trade off হয়ে হয়ে আসছে একটা।
জি। জি। Exactly. হুম। হুম, হুম, হুম। একদমই, একদমই। হ্যাঁ। সেটা হয়ে যায়। কারণ সেটা তো দেখা যাচ্ছে প্রযুক্তিতে যখন আমরা ঢুকেছি তখনই তো আ সেটা তখন থেকেই শুরু হয়ে গিয়েছে বোধহয়। কারণ আ আমরা যে App টি install করি সে তথ্য পেয়ে যাচ্ছে। জি, জি। হুম।
সেটাই। সেটাই, সেটাই আবার <chuckles> সেটাই। আবার কোন illegal income ধরেন কেউ যদি করে, তখন হঠাৎ করে ব্যাংকে অনেক টাকা চলে আসলো। কিন্তু উনি হচ্ছে একটা normal corporate চাকরি করে। উনার কাছে ৳৫, ৳১০ কোটি টাকা কেমনে চলে আসলো। তখন একটা red flag হিসাবে ধরে। তখন আরকি trace করতে আরকি easier হয়।
হ্যাঁ, হ্যাঁ। Exactly. একদম, একদম। হ্যাঁ, আসলে এইতো অ্যা বিভিন্ন ঘটনা তো আমরা দেখেছি। আ যে পিওনের ড্রাইভারের শত, শত কোটি টাকা ব্যাংকে। এগুলো তো আমরা দেখে, দেখে আমাদের দেশের প্রেক্ষাপটে অভ্যস্ত। তো চমৎকার একটি কথা বললেন আসলে।
<laughs> সেটাই। <scoffs> উম সেটাই, সেটাই, সেটাই। আবার আবার ট্রেস করা যায় কিন্তু ঠিকই। কিন্তু তাও এদেরকে কেউ ধরে না। মানে এরাই আসলে দেখা যায় যে ব্যাংকে মনে করেন এমডি-টেমডি অথবা ব্যাংকের মালিক-টালিক এরাই হচ্ছে এরকম লুপ হোলস বের করে ওরাও এরকম ই করে, ছাড় পায় অথবা আ মানে ই ই পায়া যায় মানে পার পেয়ে যায় আরকি।
হুম, হুম, হুম। এক্সাক্টলি। হ্যাঁ, কারণ when you have a lot of money তখন কোনো না কোনো ওয়ে হয়তো চলে আসবে। কারণ টাকা বিশাল বড় একটা ক্ষমতা। টাকা থাকা মানে অনেক বড় একটা ক্ষমতা থাকা।
হুম, হুম, হুম। সেটাই। <chuckles> সেটাই। টাকা এ আ টাক অনেক ক্ষমতা আবার টাকা থাকলে আবার টাকা অনেক আসা শুরু করে। এটাও দেখেছি।
হ্যাঁ, এক্সাক্টলি এবং আপনি যে একটু আগে এ একটি কথা বললেন যে ব্যাংক আমাদের টাকা নিয়ে কিন্তু ইনভেস্টও করছে। এই বিষয়টা আমার বেশ দারুণ লেগেছে যে না, আসলেই তো সত্যি কথা তো। কারণ Forex এ যদি অনেক সময় দেখি আ ধরুন উম আমার সিগনাল আমার সবকিছু আমার এনালাইসিস, ইটস সবকিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক দেখে আমি আমার পছন্দ মতো একটি সেল দিয়ে দিলাম। একটি লট সিলেক্ট করে বড়সড় লটের এবং পরে দেখলাম যে Bank of India এসে ওইখানে $1,00,00,00,000 এর বাই দিয়ে দিল। তো ঐতো পুরা আরকি? শেষ! এনালাইসিস, সারা জীবনের এনালাইসিস ওখানেই শেষ হয়ে যায় তখন। একদম এক্সাক্টলি। হুম।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। <chuckles> হুম, হুম, হুম, হুম। <chuckles> হুম। ঐখানেই শেষ। তারপর তারপর আরেকটা স সহজ ইয়ে আরকি। মনে করেন আমি ব্যাংকে টাকা রাখলাম। আমাকে কত ইন্টারেস্ট দেয় ২-৩% হয়তো। অনেকজন হয়তো ইন্টারেস্ট নেয়ও না। কিন্তু ব্যাংক করে কি করে? টাকা নিয়ে ওরা হয়তো স্টক মার্কেটে ই করল, ইনভেস্ট করল। স্টক মার্কেটের থেকে ৫-৬% হয়তো ইন্টারেস্ট পাচ্ছে বা লাভ পাচ্ছে। তো এখানে একটা ৪% একটা লাভ পেয়ে যাচ্ছে তো। ওই সবার থেকে।
হুম। হ্যাঁ। জি। জি, জি। একদমই, একদমই। ইক এবং আরেকটা জিনিস দেখলাম যে এখন মানে শহরের দিকে একটা ফ্ল্যাট কেনার মোটামুটি সবারই শখ।
সেটাই, সেটাই।
সবারই একটা উম বলা যায় যে এইম ইন লাইফ থাকে। তো যে পরিমাণ হোম লোন দিচ্ছে আমি রিসেন্টলি দেখলাম এবং আ তা তারা twelve percent করে নিচ্ছে এবং আপ টু ৳২,০০,০০,০০০-৳২,৫০,০০,০০০ ও লোন দিয়ে ফেলছে। মোটামুটি যদি এক লাখ টাকা-দেড় লাখ টাকা সেলারির একটা জব থাকে।
হুম, হুম, হুম, হুম। রাইট, রাইট, রাইট, রাইট। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম।
তো 12% নিয়ে ওটা তো হিউজ হয়ে যায় এবং এটারও একটা প্রসেস, তখন মাথার মধ্যে কিন্তু খুব একটা কাজ করে না। তখন মনে হয় যে, "থাক, বাড়ি তো একটা হয়ে যাচ্ছে। একটা না একটা সময় কিন্তু টাকা শোধ করে দিতেই পারব।" কিন্তু আমার তো এমন কিছু যদি জীবনে হয় যে, ঐ আমার ৳২,০০,০০০ চাকরি চলে গেল তখন? এ এই
আ সেটাই, সেটাই। সেটা। তখন সেটাই। এটা রিস্ক তো একটা আসলে। চিন্তা করে দেখলে।
বিশাল বড় রিস্ক। এই বিষয়টা ভাবে না কিন্তু অনেকে। তো ব্যাংকের খরচ নিয়ে বললে আসলে এটাই আমার সবথেকে বড় দুশ্চিন্তা হয় যে এই যে, ক্রেডিট কার্ড টা আমরা ইউস করছি, আমরা বলছি যে, "সেলারি থেকে কেটে নিক। আপাতত এখন খরচ করে ফেলি। পরে তো আর আমার খরচ করা লাগছে না।" কিন্তু ইন কেস যদি আমার ওই জবটা না থাকে তখন?
হু, হু, হু, হু। হু, হু। সেটাই।
এটা আসলে বেশ বড় একটা চিন্তার বিষয় এবং এটা নিয়ে আমি কনসার্ন তো
এ এটা একটু অনেকজন কম চিন্তা করে। আবার দেখা গেলো তো এই কয়েক বছর আগে কোভিডের সময় তো অনেকজন, কতজন চাকরি হারালো। এরা তো কেউ আ foresee করে নাই যে এরকম একটা অবস্থা হবে।
হ্যাঁ। এক্সাক্টলি। সেটাই আমরা কেউই চিন্তা করিনি যে পুরা পৃথিবী এরকম একেবারে লকডাউন হয়ে যাবে। কেউ চিন্তা করেনি এবং ওই সিচুয়েশনটাও বেশ tough ছিল। তখন আমার মনে হয় গভারমেন্ট এমপ্লয়ি ছাড়া আমরা যারা মোটামুটি কর্পোরেটে আছি সবাই বেশ ভালো রকম ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছি। <laughs>
<laughs> সেটাই, সেটাই। হুম, কেউ চিন্তা করেনাই। সেটাই। সবাই একটু স জি, সবাই ওব ওর ওরাই ওরাই বিপদে পড়েছে সবচেয়ে বেশি। ঠিকই বলেছেন।
এক্সাক্টলি এবং তখন কিন্তু ব্যাংক আমাদের লোন দিতেও রাজি হয়নি।
<laughs> হ্যাঁ, ওই অগ গভেরমেন্টের বলতে হয়েছে যে লোন দেন, স্টিমুলে যেটা বলে আরকি। তখন এর এরপর দিছে নাই নাইলে তো কখনো মানে ওদের তো প্রফিটের চিন্তা। ওরা তো দ দিবে না কখনো।
এক্সাক্টলি, এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ। কারণ তারা দেখতেই পাচ্ছে যে আসলে আমরা আমাদের জব নিয়ে নিজেরাই আসলে insecured অবস্থায় আছি এবং আমরা স্যালারি পাচ্ছি না বলে তাদের কাছে চাচ্ছি আরকি। এজন্য বোধহয় অনেক লোন রিজেক্ট অনেক লোন রিজেক্ট হতে দেখেছি আমি তখন।
<laughs> সেটাই, সেটাই। সেটাই, সেটাই, অনেক রিজেক্ট হয়েছে।
তো আসলে ব্যাংকের খরচ করার সময় আমার মনে হয় সবসময় এটাই মাথায় রাখতে হবে যে, একে তো আমি যখন একটি পণ্য কিনছি, যার থেকে কিনছি সে একটি বিরাট অংশ কিন্তু লাভ হিসেবে রাখছে আমার থেকে।
সেটাই, সেটাই।
এবং ব্যাংক থেকে আমি লোন নিচ্ছি মানে, ব্যাংকের কাছে আমি একটা কনসিউমার এবং ঐ টাকা ঐ পরিমাণ টাকাটা হচ্ছে আমার প্রোডাক্ট।
হুম, হুম, হুম, হুম। উ হ্যাঁ রাইট।
এবং ব্যাংক হচ্ছে বিজনেসম্যান। তো সেখানেও কিন্তু সে লাভ করছে। তোদ এইখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের যে একটা জিনিস কেনার ক্ষেত্রে, আমি যদি ২ জায়গার মানুষরে লাভবান হইতে দেই, ২ টা বিজনেসম্যানকে, সেইক্ষেত্রে আমার লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আসলে।
ব্যাংক হচ্ছে বিজনেস ভাই। সহজ কথা। হুম। হুম, হুম, হুম। সেটাই। আমায় একটা হচ্ছে ব্যাংক-টা হচ্ছে আমাদের আ আমরা হচ্ছে প্রোডাক্ট হিসাবে ইউজড হচ্ছি। আরেকটা হচ্ছে মনে করেন গ্রোসারি অথবা মার্কেট অথবা যেটাই কিনি। সোদ ২ জায়গায় আরকি। হ্যাঁ, এইটা ঠিকই বল ঠিকই বলছেন।
এক্সাক্টলি, এক্সাক্টলি। আসলে, আসলে হুম। জি, আসলে বা ভীষণ ভালো লাগলো আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পেরে। অনেক মনের অনেক কথা বলে ফেললাম <chuckles> জি।
হে জি, জি। জি, জি। না, না, অনেক, অনেক, অনেক <chuckles> ভালো লাগলো। অনেক কিছু শিখলামও। এ <chuckles> ব্যাংকে আবার কেমনে চলে না চলে।
জি। <chuckles> আসলে যদিও অত বেশি জানি না তবুও যতটুকু জানি আরকি বললাম আপনাকে এবং আপনার থেকেও আ অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম। ভীষণ ভালো লেগে লাগলো আসলে আপনার সাথে কথা বলে। তো আপনার জন্য <chuckles> জি, আ অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি।
যতদূর জানি আর কি। সেটাই, সেটাই। জি। উম জি, জি আপনার সাথে, আপনার সাথেও। ঠিক আছে। আচ্ছা জি। জি, জি আপনিও ভালো থাকেন। ধন্যবাদ।
জি, শুভরাত্রি।